আসলে আমি বিগত বেশ কয়েকদিন ধরে না একটা ব্যাপার নিয়ে দেখা যাচ্ছে খুবই আ সমস্যার মধ্যে পড়ে আছি। আ আমি আসলে কোনভাবেই এই জিনিসটাকে ঠিকঠাক করতে পারছি না। কিংবা আসলে একটি ব্যাপার থাকে না? যে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার। আ কিংবা সুন্দর করে পরিকল্পনা করার যে একটা ব্যাপার, এটি না কোথাও একটা মিসিং হচ্ছে। মনে হচ্ছে যে যেটিই করছি, আ মন মতো হচ্ছে না। মনে হচ্ছে কম বেশি হচ্ছে। কিংবা আরেকটু বেটার হতে পারতো। আ আরেকটু ভালো করার চেষ্টা করা যায় কিংবা এটাকে যদি একটু অন্য ভাবে চিন্তা করি তখন কিরকম হবে? এই ব্যাপারগুলো প্রচুর পরিমাণে মাথায় ঘুরপাক খাচ্ছে। আর আমি আসলে বুঝতে পারছি না যে আমি আ মানে যে চিন্তাটা করছি, সেটি আমার রিয়াল লাইফে কতটুকু কাজে দিতে পারে। কিবা আদৌ এটি ঠিকঠাক মতো কাজ করবে কিনা? এটি নিয়ে আমি আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভোগ করছি। আর ব্যাপারটা এরকম আসলে কারো সাথে কথাও বলতে পারছি না। আ তা চিন্তা করলাম আপনার সাথে ব্যাপারটা নিয়ে আসলে একটু শেয়ার করি।
হু, হু। ভুল ভাবছে। হ্যাঁ, এ। বাহ! ভাল। হ্যাঁ। জ্বি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন যে, হচ্ছে কথাগুলো শেয়ার করার যে আ চিন্তা করেছেন, এটা কিন্তু খুব ভালো জিনিস। কিন্তু এর বাহিরে যেটা বলছিলেন যে আপনার একটা জিনিস নিয়ে বেশি একটু কনফিউশনে আপনি ভুগছেন যে, কোনটা ভালো হবে? কোনটা কী হবে? বা, আ হয়তোবা পারফেক্ট হচ্ছে না, এরকমও মনে হচ্ছে। তো এইক্ষেত্রে যে জিনিসটা নিয়ে আপনি ভাবছেন, এটা যদি আমাকে একটু ডিটেইলসে বলতেন বা, বলতেন যে কেন বা, কতদিন ধরে আপনি ভাবছেন? তাহলে আরেকটু আ ভালোভাবে আ মানে discuss করা যেত আরকি।
হুম, হুম। একদম। জি, অবশ্যই। আসলে আ ব্যাপারটা হচ্ছে কি? আমরা আসলে বছরের শেষ তো, তো হচ্ছে কি? হয় যে প্রতি বছরই না আমরা আসলে চেষ্টা করি যে একটু ঘুরতে যাওয়ার। যেইরকম আমি এবার চিন্তা করছিলাম যে সবাই মিলে পরিবারের সবাই মিলে আ আমরা একটু কক্সবাজার যেতে, একটু ঘুরে আসতে পারি বাবা-মা সবাইকে নিয়ে। তো এইটা নিয়ে যখন আসলে চিন্তা করছি, তখন না আমার কাছে কিছু জিনিস আসলে আ প্রশ্নবিদ্ধ আমাকে করছে। যেরকম হচ্ছে একটা বাজেটের একটা অবশ্যই ব্যাপার আছে। কারণ সবাই মিলে গেলে এট লিস্ট আ আসলে আমরা ৬-৭ জন মিলে যাবো। যেখানে আসলে আ বয়স্ক মানুষ আছে, আমরা আছি, সাথে বাচ্চাও আছে। তো সেইক্ষেত্রে আমি এই জিনিসটাকে আসলে কিভাবে সাজাবো? যাতে প্রত্যেকটা মানুষের জন্যেই আসলে আ জিনিসটা একটু বেশি আরামদায়ক হয় কিংবা আসলে তারা স্বস্তিতে যেতে-আসতে পারে কিংবা আবার থাকতেও পারে। আবার আ যে আরেকটি ব্যাপার আছে। সেই সাথে খাবার-দাবার আ কিভাবে করবো? কিংবা আসলে তাদেরকে কোন পথে নিয়ে গেলে জিনিসটা আমার জন্য সুবিধাদায়ক হবে? তো সবকিছু নিয়েই না আমি অনেক বেশি আসলে দ্বিধাগ্রস্ত।
বাহ! ভালোই। উম। হু, হুম। হ্যাঁ, খরচ। হুম, হুম। জি। বুঝতে পেরেছি। আসলে হ্যাঁ, এমন অনেক সময় হয়। যখন কিনা আগে থেকে বুঝা যায় না যে, কতটুকু খরচ হতে পারে। আ খাবার দাবার ব্যাপারটা তো অবশ্যই রয়েছে। আবার পাশাপাশি, যদি টুকটাক ধরেন অ দরকারি কিনাকাটা তো করতে হতেই পারে। তো এক্ষেত্রে যদি আপনি আরেকটু বলতেন যে, এই যে বললেন যে অনেকটা দিন থাকবেন বা কোথাও যাচ্ছেন, তো এই যে যাওয়াটা এটা আসলে কতটুক দূরত্বে যাওয়া হচ্ছে বা আগের থেকে কোনো সেভিংস কি আপনার করা আছে বা কবে আসলে যাচ্ছেন আপনারা?
আচ্ছা আ এইটি আমরা যেতে চাচ্ছি না একদম উম লাস্টের দিকে। আ মানে দেখা যাচ্ছে ২৪ ২৫ তারিখের দিকে এরকম কিছু। আর সেভিংস বলা যায় হ্যাঁ, এরম মোটামুটি আগে থেকে প্ল্যান করা তো। তো মোটামুটি একটা অ্যামাউন্টের আসলে আ বাজেট রাখা আছে। আর এখান থেকে আসলে কক্সবাজার আমাদের যাওয়ার আ ইচ্ছা আছে। যেহেতু বাবা মা আসলে অসুস্থ। আ কিছুটা আসলে আ বাধা আছে, যে কারণে আমরা হয়তো বা অন্য কোথাও আসলে আন্তর্জাতিক পর্যায়ে কিংবা আসলে দেশের বাইরে যাওয়াটা সম্ভব না। কারণ সেক্ষেত্রে আসলে যখন এত মানুষ বাইরে যাওয়া হয় একসাথে দেশের বাইরে, সেটি কিন্তু অনেক বড় একটা বাজেটেরও একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা আসলে কক্সবাজার যাওয়ারই চিন্তা করেছি। আর আ এটি নিয়ে আসলে আগে থেকেই প্লান করা যেহেতু অনেকদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে, এই জায়গাটাতে যাবো, ওইভাবে আসলে একটু বাজেট টা করা। আ যদিও আসলে অনেক সময় তো এদা হয় যে, যাওয়ার পরে বাজেটটা বেড়ে গিয়েছে, কিংবা আসলে আ অনেকটুকু অনেক আ অনাকঙ্ক্ষিত আসলে খরচও হয়েছে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে, আমি এমনভাবে যাতে আসলে পরিকল্পনাটা করি, যাতে আমার যে বাজেট টা আছে, সেটির মধ্যেই সবকিছু সুন্দরভাবে আসলে। আ আমরা ঘুরে আসতে পারি হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এর সাথে খাবার দাবারের একটা ব্যাপার আছে। কিন্তু বাচ্চা বয়স্ক সবাই থাকবে। সেই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি?
ইন হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হয়া যায়। হু। জ্বি, আপনি কিন্তু আগে থেকে অনেক বেশ ভালো, ভালো কিছু চিন্তা করে রেখেছেন, যে আ যেটা বললেন, যে সেভিংস কিন্তু আপনার ভালো মতো করা আছে। তো এক্ষেত্রে যে আপনারা যে যে যে ক যে কয়জন যাচ্ছেন আরকি, তো আ সে কয়জনের হিসাবে, তাদের প্রতি এব এমনিতে আসলে কতটুকু খরচ হয়? ধরেন আ যদি সাপ্তাহিক ভিত্তিতে যান, তো সাপ্তাহিক ভিত্তিতে কেমন খরচ হয়? এগুলো নিয়ে কি কোন কিছু আগে থেকে নোট করা আছে কি? যেমন ধরেন থাকে না? ওষুধপত্র কিনার ব্যাপার, আবার হচ্ছে দিনে কয় বেলা কে খাচ্ছে? সেগুলো, আবার কি, কি জিনিস তাদের এক্সট্রা লাগতে পারে? বা, কাপড় চোপড়ের যে ব্যাপারগুলো থাকে, এগুলো কি আপনি আগে থেকে নোট ডাউন করা আছে কি?
হু, হু, হু। আ আসলে অ্যা যেহেতু উইন্টার আছে, কিছু, কিছু যেরকম হচ্ছে বাচ্চাদেরটা আর হচ্ছে যারা একটু বয়স্ক আছে, তাদের উইন্টারের কিছু জিনিস কালো আ আসলে কালেকশন করা হয়ে গিয়েছে। আ কিন্তু আসলে সাপ্তাহিক ভিত্তিতে, আসলে কে কতটুকু খরচ করবে, এই জিনিসটাই আমি আসলে পরিকল্পনা করতে পারছি না। আর যেটি হয় যে, আসলে ঘুরতে গেলে তো আ সবসময় যে আমি আমার পরিকল্পনা মাফিক সবকিছু হবে, কিংবা আসলে একটা ব্যাপার থাকে না? যে যেক একটা জিনিস হয়তোবা দেখে কারো কিছু কিনতে ইচ্ছা করছে, কিংবা আসলে কারো খেতে ইচ্ছা করছে। আ সেই জিনিসটা আসলে মানা করা যায় না, কিংবা সেই জিনিসটা আসলে ফিরে আসা যায় না। যেহেতু আমরা ঘুরতেই যাচ্ছি। আ তা সেইক্ষেত্রে, আমি একটু আপনার কাছে আসলে যেইটা মেইনলি হেল্প চাচ্ছিলাম, যে এই জিনিসটাকে আমি কিভাবে আসলে প্ল্যান করলে আ জিনিসটা ভালো হয়, কিংবা কোন ধরনের হোটেলগুলোতে গেলে ভালো হবে? যেখানে আমি একটু মোটামুটি ভালো মানের হোটেল সার্ভিস ভালো, কিংবা বাচ্চা বয়স্ক সবার জন্য একটু suitable হবে? আর আসলে কোন পথে গেলে, আপনার কাছে মনে হয় যে বেশি ভালো হবে? বাস না ট্রেন? আ আসলে যেহেতু বিমানের খরচটা দেখা যাবে তুলনামূলক আসলে বেশি হয়ে যাচ্ছে আমার জন্য। তো সেক্ষেত্রে আমি আসলে বাস কিংবা ট্রেনেরটাই একটু অল্টারনেটিভ হিসেবে দেখতে চাচ্ছিলাম।
হা। হ্যাঁ, হতে পারে। উহু। হ্যাঁ। হ্যাঁ। উমবা হুম। বেশি, হ্যাঁ। জি, এক্ষেত্রে না অ্যা যদি ধরেন যে বাসে যান তাহলে কিন্তু বাসে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা হয়। যেমন হচ্ছে বিশেষ করে অ্যা ছোটদের দেখা যাচ্ছে যে বাস থেকে অনেক রকম যে কোন গুলা গ্যাসের আ হচ্ছে গিয়ে বাতাস আসে সেগুলোতে কিন্তু অনেকের বমি হয়। আবার অনেকে দেখা যে ঝাকুনিতে অনেক রকমের সমস্যা হয়। আবার বাসে কিন্তু আপনার অনেক রকম জ্যামেও পরতে হয়। তো পাশাপাশি আবার ট্রেনেও কিন্তু সমস্যা রয়েছে এমন না যে ট্রেনে অনেকটা সেফ। অ্যা ট্রেনে দেখা যায় যে সারাক্ষণ সাউন্ড একটা থাকছেই। পাশাপাশি অ্যা ট্রেনে দেখা যাচ্ছে যে আপনি ইচ্ছা করলেই কিন্তু কোন জায়গায় নামতে পারবেন না। যদি ধরে ধরেন ইমার্জেন্সি হয়, তখন কিন্তু সেটা কিন্তু পসিবল না। আবার দেখা যাচ্ছে যে ট্রেনে কিন্তু অনেকেই হচ্ছে একটু uncomfortable লাগে। তো এগুলো কিন্তু আপনার সবার সাথে হচ্ছে discuss করতে হবে যে কে কোনটায় যেতে হচ্ছে বেশি comfortable. কারন অ্যা বাসও কিন্তু দেখা যাচ্ছে যে একই রকম আসলে খরচ যায়। যদি আপনি ধরেন অ্যা যদি না এসি বাস বা এরকম যান তাহলে দেখা যাবে বাসের খরচটা বেশি হবে। কিন্তু আপনার প্রথমে আসলে তাদের সাথে discuss করাটা দরকার। যে তারা কিরকম অ্যা যানবাহনে যেতে চায়। তো তাদের সাথে কি আপনি কোন কথা বলেছেন এ পর্যন্ত? বা তাদের কি কোন ইচ্ছা অনিচ্ছার কথা তারা কি বলেছে এ পর্যন্ত?
উহু। একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আসলে আ বাস এসে বলছে যে আ বাসে তো আপনি বললেন যে, একটা পস দেওয়ার ব্যাপার থাকে কিন্তু দেখা যাচ্ছে কি? আ যে যেহেতু মার আসলে হাঁটু ব্যাথা আছে কিংবা আসলে ওনাদের একটু এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে বাসায় ১ বার আসলে বলেছিলো যে আ যে, ট্রেনের যে স্লিপার কোচগুলো আছে সেগুলো নিলে হয়তো বা একটু সবার জন্য আসলে সুবিধা হতো। কারণ ওখানে একটু হাঁটাচলা করার জায়গা আছে কিংবা উঠে বসা কিংবা দাঁড়ানোর যে একটা, কারণ জায়গাটাতে তো আসলে যেতে অনেকটুকু সময় লাগে। at least তো ৬-৭ ঘণ্টা তো লাগবেই। আবার বাসে যে একটা ব্যাপার আছে যে অনেক সময় তো হয় যে বাস খুব আ জোরে চালাচ্ছে কিংবা আসলে roughly চালাচ্ছে, সেটি নিয়েও আসলে তারা একটু ভয় পাচ্ছে জি, রাতের বেলা যেহেতু আমরা রওনাটা দিব। তো সেই ক্ষেত্রে কি হয় না হয় একসিডে একটা একটা দু দু দুর্ঘটনার আসলে
এহে। ভালোই হতে পারে। হ্যা। উহু। চিন্তিত হয়। হ্যাঁ, হ্যাঁ। হতেই পারে, হ্যাঁ।
ব্যাপার আছে। কিংবা এখন যেরকম আসলে পরিস্থিতিতে তো তারা নিউজ দেখছে যে আসলে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে বাসের মধ্যে। তো সেটি দেখেও তারা একটু শঙ্কিত। এই কারণে আমি আসলে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করা যায়? কিংবা আসলে আমরা বাসে গেলে হয়তোবা স্লিপিং কোচ এই যেতাম। এখন সেটি নিয়ে চিন্তা করছি যে একটু হয়তোবা কস্টিং টা বেশি পড়ে যাবে ট্রেনে। কিন্তু সেটি কি আসলে আমার জন্য মানে যদি security purpose চিন্তা করি সেটি কি বেটার হবে কিনা?
হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, আসলে আ যেহেতু আপনারা যাচ্ছেন আর হচ্ছে এটা বেশি দিন না। আক ১ বার জাস্ট যাবেন আবার আসবেন। তো ২ বারই কিন্তু পরিবহনের খরচ। কিন্তু যদি আপনার কোন একটা ধরেন আ থাকে না যে সমস্যায় পড়ে যান বা ধরেন আ অ্যাক্সিডেন্টে হয়ে যায় বা এই যে যেটা বলছেন যে পরিস্থিতি কিন্তু ভালো না। তখন কিন্তু খরচটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। আবার চিন্তার যে ব্যাপারটা বা এই যে যেটা বললেন যে, হাঁটা-হুটার যে ব্যাপারটা, সেইটা কিন্তু মানি অতিরিক্ত বেশি হয়ে যাবে। ব্যথার কারণে দেখা যাবে যে তারা সুন্দর করে ঘুরে আসতে পারবে না। তো এগুলোর জন্য হলেও কিন্তু আপনার বাজেটটা আগে থেকে একটুখানি আ হচ্ছে বাড়াতে হবে আপনার যাওয়া-আসার প্রতি যে খরচটা হবে সেইটার জন্য। আর পাশাপাশি আপনি যেটা বললেন যে, থাকা খাওয়ার যে ব্যাপারটা বা হোটেল ভাড়ার যে ব্যাপারটা। তো এইক্ষেত্রে না আপনি যদি আপনি ধরেন এই যে যেখানে যাচ্ছেন সেখানের আশেপাশে যদি কোনো আত্মীয় থাকে অথবা অনেকগুলো কিন্তু Facebook গ্রুপ ও রয়েছে যেইখানে কতটুকু খরচ হতে পারে বা কি, কি হোটেলে আসলে কিক কিরকম সার্ভিস দিচ্ছে বা কোনটা আসলে ভালো-খারাপ সবকিছুই কিন্তু ডিসকাস করে তারা আবার। সেইখানে আপনি জিজ্ঞাসও করতে পারেন যদি কোন আপনার হোটেল পছন্দের থাকে, তালিকায় থাকে। তো এইরকম কি কখনো কাউকে জিজ্ঞেস করেছেন? বা এই যে Facebook গ্রুপ গুলো সেগুলো কি আপনার ফলো করা হয়েছে কিনা?
হুম, হুম। একদম। হু, হু। না আসলে এইগুলো হয়নি। আমাকে এক ফ্রেন্ড বলেছিল এই এই গ্রুপটার কথা আপনি আসলে যেটি বলছিলেন। কিন্তু আমার ওভাবে না খুঁজা হয়নি। আসলে কর্মব্যস্ততার কারণে খুঁজা হয়নি। আ বাট আমি আসলে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, সেখান থেকে হয়তোবা কিছু আইডিয়া আমি পেতে পারি। আ আচ্ছা আরেকটা ব্যাপার আমি সেটা একটু যদি আপনার কাছে জানতে চাই যে উম হোটেলটা সিলেকশনের ক্ষেত্রে আমি আ কিভাবে পরিকল্পনা করবো? যাতে একটু আমি মানসম্মত হোটেলগুলোও <smacks lips> পাই, যেটির পরিবেশ অবশ্যই একটু ভালো হতে হবে। সেই সাথে একটু যাতে সাশ্রয়ী হয়। আ যাতে আসলে পরিবার থাকছে। কিংবা অ অনেকে আসলে শুনেছিলাম যে প্যাকেজ হিসেবে তারা ফুল বোর্ড প্যাকেজ হিসেবে মানে ৩ বেলার খাবার-দাবার কিংবা আসলে খাবার-দাবার সহকারে আ এরকম প্যাকেজেস গুলো থাকে। তো সেইক্ষেত্রে কোনটি আসলে গ্রহণ করলে সবথেকে বেশি ভালো হবে বলে মনে হয়?
হ্যাঁ অকে। হুম। হ্যাঁ হুম। হ্যাঁ আসলে প্যাকেজ এর যে ব্যাপারগুলো থাকে না ওখানে দেখা যাচ্ছে কি যে অনেক কিছুর কিন্তু তারা এলোমেলো করে ফেলে মানি আ যখন হচ্ছে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপন দিচ্ছে সেখানে কিন্তু তারা একটু অবশ্যই বাড়িয়ে বলে যাতে করে আ তাদেরগুলো তাড়াতাড়ি সুন্দর করে সেল হয় বা কিছু। কিন্তু যদি আপনি হচ্ছে পার্সোনালভাবে ধরেন আগের থেকে যাচাই বাচাই করে রাখেন, যেমন ধরেন এইযে থাকার যে ব্যাপারটা সেটা আলাদাভাবে ডিসকাস করে নিলেন। আবার খাবারের ব্যাপারটা তা তারা যেগুলো সিলেক্ট করে দিবে। সেগুলোই কিন্তু আপনার খেতে হবে যেগুলো হচ্ছে প্যাকেজে থাকবে। তো এখানে যেহেতু আপনি বললেন যে আপনার পিচ্চি পিচ্চিও রয়েছে বা বাবুরাও রয়েছে আবার পাশাপাশি বৃদ্ধও কিছু রয়েছে। তো একেক জনের কিন্তু খাবারের আ ইচ্ছা বা চাহিদা কিন্তু আলাদা থাকে। তো সেই হিসাবে কিন্তু আপনার নির্ধারণ করতে হবে। কিন্তু প্যাকেজ যদি সিলেক্ট করে ফেলেন, হ্যাঁ অবশ্যই কিছুটা টাকা সেভ হবে কিন্তু পাশাপাশি তাদের আ স্বাস্থ্য ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাবে আবার দেখা যাবে অনেকে খেতে পারবে না বা কিছু আবার দেখা যাবে অ নষ্টও হতে পারে। তো ঘুরে ফিরে কিন্তু টাকাটা আরো বেশি নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে না আপনার আ সুন্দর করে তাদের অ্যা যেগুলো ইচ্ছা সেগুলোকে প্রায়োরিটি দিয়ে সেই হিসাবে আসলে আ খাবার-দাবার যে রেস্টুরেন্ট বা হোটেল সেগুলো যদি আগে থেকে একটু খুঁজে দেখতে পারেন এইযে যেগুলো বললেন ফেস আ Facebook এর গ্রুপ বা ফ্রেন্ডের থেকে, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে বা আপনার বাজেটের জন্যও ভালো হবে। তো আ কি মনে হচ্ছে এই ব্যাপারগুলো?
জি, জি। হ্যাঁ, মানে হ্যাঁ চাহিদা তো আলাদা। হুম, হুম। আসলে, কি? আসলে আপনার কথা শুনে এখন মনে হচ্ছে যে আমি যদি এভাবে একটু আসলে বাজেটটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারি তখন আসলে সবার জন্য একটু আ বেশি আরামদায়ক হবে। যেহেতু আসলে আমরা ঘুরতেই যাচ্ছি। আ হয়তোবা ২-৩ দিনের জন্য কিংবা ৪ দিনের জন্য আসলে যাচ্ছি। সেইক্ষেত্রে আমি এই জিনিসগুলো না অবশ্যই চেষ্টা করবো আলাদাভাবে হয়তো খাবার নিয়ে। কারণ সবারই আসলে ঠিক বলেছেন যে প্রেফারেন্স তো একরকম হয় না। তো এইযে ব্যাপারগুলো আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বললেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য।
এ হ্যাঁ। আপনাকেও অনেক শুভকামনা রইলো।